আ দেখেন ব্যবসার ক্ষেত্রে আমার কিছু ভুল এরকম হয়েছে। হ্যাঁ? যেমন আমি আসলে যেভাবে চিন্তা করছিলাম যে আমি আসলে মনে করছিলাম যে হয়তোবা আ বৃহত্তর আকারে জিনিসটাকে চিন্তা করে ফেলেছি। হ্যাঁ? জিনিসটা হয়তোবা আমি সেই অর্থ নিয়ে নেমেছিলাম ব্যবসার ক্ষেত্রে ওটা দিয়ে সম্ভব ছিল না। এক্সটার্নাল কিছু ফান্ডিং হয়তো প্রয়োজন ছিল বা আমার ব্যবসাটাকে আরেকটু ছোট পরিসরে চিন্তা করা দরকার ছিল। ঠিক আছে? আ তো এই যে তখন কিন্তু আমি আসলে ১ম দিকটাতে বুঝতে পারিনি। এটা যখন আসলে ব্যবসা শুরু করে দেই, যখন আসলে আ মার্কেটের ব্যাপারে একটা ধারণা যখন আমার হয়, তখন আসলে বুঝতে পারি যে, না এত বড় পরিসরে আসলে করতে গেলে তখন আমার উপর একটা চাপ সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে? আমি হয়তোবা সবকিছু ওই রকমভাবে ডেলিভার করতে পারব না। হ্যাঁ? তো পরে এটা বুঝার পর মানুষজনের সাথে কথা বলার পর ঠিক আছে, কিংবা কাস্টমার থেকে ফিডব্যাক পাওয়ার পর তারপর আমি কিন্তু ব্যবসাটা মোটামুটি আরেকটু গুটিয়ে আনি ঠিক আছে? একটু একটা নিশ সিলেক্ট করে নিজের জন্য যে হ্যাঁ শুধু এই ক্ষেত্রেই আসলে করব। ঠিক আছে? তো ওই যে একটা ১ম এ আসলে ভুল করে শেখাটা আরকি। ঠিক আছে?
জি, জি, জি। হুম। বুঝতে পেরেছি। হু, হু। হু, হু। জি। জি। জি। আহা! বুঝতে পেরেছি। হ্যাঁ ১ম এ হয়তো অনেক বড় পরিসরে চিন্তা করেছিলেন। তারপর মনে হলো যে না আসলে এত পরিসর এ মানে আপনার যেই রিসোর্স আছে সেটা দিয়ে আসলে এত বড় পরিসরে করাটা একটু কঠিন হয়ে যেতে পারে। হ্যাঁ তাই। তাই জিনিসটা ছোট করে হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ একদম। হ্যাঁ বোকামি হয়ে যাচ্ছে তখন। পরেই যে ভুল বুঝতে পারে কিন্তু হ্যাঁ জিনিসটা ছোট করে শুরু করি আবার। তো পরে দেখলাম যে মোটামুটি না, ছোট করে শুরু করার পর থেকে আসলে আমার প্রেশারটা অনেক কমে গিয়েছে এবং কাস্টমার যারা আছে তারাও মোটামুটি কিন্তু আসলে স্যাটিসফাইড। তারাও আসলে ভালো এরকম ফিডব্যাক দিচ্ছে আমাকে এবং কাজ করাটা আমার জন্য সহজ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো পরে আসলে ধীরে, ধীরে কিন্তু আপনি ছোট পরিসরে শুরু করল। পরে যখন দেখবেন যে হ্যাঁ আপনি মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসতে পেরেছেন আপনার ব্যবসার ক্ষেত্রে। আপনি কিন্তু পরে চাইলে আবার এই জিনিসটা বৃদ্ধি করতে পারবেন কিংবা একটু বড় পরিসরে করার চিন্তা ভাবনা করতে পারেন। ঠিক আছে? তো এই যে এই একটা শিক্ষা হয়েছিল।
বাহ! হুম। জি। হু, হুম। জি। হুম।
আবার যে আরেক কথা যদি বলি যে, যেমন হচ্ছে যে আমি আসলে যাদের সাথে কাজ করতাম ঠিক আছে? তাদের সাথে একটা negative experience হয়েছিল আমার। হ্যাঁ? যে দেখা গিয়েছে যে, আসলে একবার অর্ডার দেয়া হয়েছিল আমার কিন্তু অর্ডারটা সময় মতো তারা ফুলফিল করতে পারেনি। যার কারণে কিন্তু আমার এরকম অনেক কাস্টমারকে ফিরিয়ে দিতে হয়েছে। তো এই যে আগে থেকে যে একটা এরকম তাদের সাথে নেগোশিয়েশন কিংবা একটা পেপার ওয়ার্ক থাকা দরকার ছিল। এই জিনিসটা আমি তখন হয়তোবা বুঝতে পারি নি। তো পরে থেকে কিন্তু আগে থেকে যখন এরকম আসলে কারো সাথে কাজ করতে হয় সবকিছু কিন্তু আমি এরকম ডকুমেন্ট আকারে রেখে দেই।
জি, জি। বলেন কি? হুম।